আ সেই জিনিসটা করতে আসলে মোটামুটি YouTube এর এমন কোন আ রেসিপি নেই মনে হয় দেখিনি। ও অনেক রেসিপি দেখেছি এবং নিজেও নানা রকম experimental যা, যা করা দরকার। হ্যাঁ? কোন সবজির সাথে কোনটা যায়, কো আবার কোন মসলা দিলে সবজির গন্ধটা ঠিক পাওয়া যাবে না। সেমন তেমনি কোন আমর ছোট বাচ্চাটার ক্ষেত্রেই যেটা হয় সবথেকে বেশি মজার ব্যাপার। সে যেকোনো স যেকোনো সবজি দিয়ে আপনি যে কিছু বানান সেখান থেকে সবজিগুলো তুলে, তুলে সে তুল মানে, রেখে দিবে, হুম। তো তাকে খাওয়ানোটা সবচেয়ে বেশি জরুরি ছিল আমার এবং তার জন্যই আসলে আমার এই রন্ধন কৌশল বের করা বলতে পারেন। তো আমি যেটা করি, একদম তার জন্যই যেটা করতাম একদম ম্যাস করে ফেলি। কারণ ও যদি কোন একটা সবজির কোন একটা টুকরো সে বুঝতে পারে, সে সেটা আর মুখে দিবে না আর। মানে সবজি আছে দেখলে সে আর নেই। তো আমি যেটা করি যে, অ্যা অনেক রকম বিশেষ করে শীতকালে তো দারুণ, দারুণ সব সবজি পাওয়া যায়। টেস্টি, টেস্টি। হুম, তো সেগুলাকে সবগুলোকে দেখা যায় ম্যাস করে ফেলি। ম্যাস করে এরপর, ওরা খুব বিরিয়ানি খেতে পছন্দ করে আমার বাচ্চারা। <laughs> হুম। একদম। হুম।
<chuckles> আচ্ছা, আচ্ছা। আ আচ্ছা। ওহো! <chuckles> হু, উম, আচ্ছা। আচ্ছা। হু, হু, হু, হুম। আচ্ছা। আচ্ছা! আচ্ছা! এগুলো মনে হয় সব বাচ্চারাই পছন্দ করে। মানে এই ধরনের একটু আ flavourful colour থাকবে, এগুলো আসলে বাচ্চারা মনে হয় সব বাচ্চারাই এই বিরিয়ানি, ঝাল, ঝাল কিছু, মানে যত unhealthy তত ওগুলো মজা লাগে। অ্যা হ্যাঁ, জি, জি।
হুম! তা আর বলতে! <chuckles> তো আমি কি করি ওই ম্যাস করা জিনিসটার মধ্যে একটুখানি বিরিয়ানির মসলা দিয়ে দেই। <laughs> যে কারণে, ওইযে স্মেলটা ভালো আসে।
আচ্ছা! আচ্ছা! বাহ্! এটাতো অনেক ভালো বুদ্ধি।
অ্যা হ্যাঁ। <laughs> কারণ ওটা হলে যেটা হয় যে, স্মেলটা খুব ভালো আসে। স্মেলটা ভালো যখন একটা জিনিস দেখবেন, যেকোনো খাবারে যখন স্মেলটা ভালো আসে এবং দেখতে সুন্দর হয়, তখন কিন্তু যে কেউ টুপা টুপ মানে এটাকে একদম খেয়ে ফেলে বা আমার বাচ্চাদের ক্ষেত্রে আমি সেটাই করি। এবং আ ওভাবে তো ধরুন যে বিভিন্ন রকম কাবাব বানিয়ে দেই বা ধরুন চপ, চপ করে দেই বা সুপ করে দেই। এভাবে করে মানে কাবাব আর যখন চপ বানাই তখন একটুখানি বিরিয়ানির মসলা, একটুখানি হয়তোবা দেখা যায় যে অ্যা একটু গোলাপ জল বা একটু কেওড়া জল, যাতে একটু বিরিয়ানির স্মেল আসবে সেটা করার চেষ্টা করি বা মাঝে, মাঝে যে আ স্বাদে ম্যাজিক বলে একটা আ মসলা পাওয়া যায় সেটাও দেই। হ্যাঁ, ওটা দিলে আবার একটু ম্যাগির একটা গন্ধ আছে। সেটাও তারা খুব পছন্দ করে। সেক্ষেত্রে কোন আওয়াজ নেই। চুপচাপ খেয়ে ফেলে। আর আ আরেকটা জিনিস ওরা আমার হাতে খুব পছন্দ করে সেটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। চি ওটাতো চিকেন দিয়েই করি। আ সছিট সসি করে, করে করিতো! তো ওটাই আমি কি করি মাঝে, মাঝে যে সবজির কোফতা বানাই, হ্যাঁ? কোফতা বানিয়ে ওটাকে সসি করে দেই। আমি তখন ওদেরকে বলি যে এটা মুরগির কিমা দিয়ে বানানো। খেয়ে নাও। তো এত আসলে তো তখন বোঝে না। তখন মনে করে যে সত্যি, সত্যি মুর একটুখানি হয়তোবা মুরগির কিমাও দিয়ে দেই। তো সবকিছু মিক্স অ্যান্ড mash করে যখন করি, তখন কিন্তু এর ভেতরে যে সবজি আছে, মানে সবজির আকৃতি না দেখতে পেলেই হলো আরকি। সবজির আকৃতি যাতে না দেখতে পারে, সেই কৌশলটা আসলে আমি ফলো করার চেষ্টা করি। নানাভাবে আসলে
আচ্ছা। হু। আচ্ছা। উহুহু, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মশলা আছে। জি। আচ্ছা। আচ্ছা! আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। উহুহু, আচ্ছা। তার মানে? তার মানে আপনি মোটামুটি সব খাবারই সবজিগুলোকে একটু mash করে দেওয়ার চেষ্টা করেন, যাতে বাচ্চা আসলে নাই বুঝতে পারে যে ওটার মধ্যে কোন প্রকার সবজি আছে। কিন্তু ওইযে সুপের কথাটা যে বললেন, সুপেও কি ম্যাস করে সবজিটা দিয়ে দেন?
এক্কেবারে। হ্যাঁ। একদম। হু, হু।

উম আমি একটু ক্যান প্রোডাক্ট একটু ধু বলতে পারেন আমি ইগনোর করি বা এভয়েড করে চাই। অ্যা শুধুমাত্র ক্যান্ড যে, আ টুনা ফিশটা পাওয়া যায় সেটা আমি কিনি আমার বাচ্চাদের জন্য। কারণ ওখানে একেবারে অ্যা মানে যে টুনা ফিশ এর যে উম কড অয়েলটা যেটা বলে আরকি, মানে মাছের তেলটা দিয়ে ওরা কেমন করে যানি হ্যাঁ, হ্যাঁ ওটাকে সুন্দর করে প্রসেস করে ক্যান্ড করে। তো ওটা আমি রাখি আমার খাবারে। এমন খুব টেস্টি ও হয় খেতে, সত্যি কথা। একদম যেদিন দেখা যাবে কিছুই করতে ইচ্ছা না করে সেদিন আমি টুনার অ্যা ক্যানটাই হয়তোবা আ ওটাকে আ প্রসেস করে রান্না করে ফেলি। কিন্তু এমনি ধরুন যে ক্যান্ড যেসব অলিভ, মাশরুম, এগুলা আমি একটু এভয়েড করি কেন? আমার কাছে মনে হয় যেন প্রসেসড, যেহেতু আমি ফ্রেশ পাচ্ছি আ সেক্ষেত্রে প্রসেসড জিনিসটা আসলে আমি একটু এভয়েড করি বলতে পারেন। হ্যাঁ, কি দরকার। আর ওখানে নানারকম ধরনের ভ্যাকুম করা থাকে তো। আমার কাছে কেন যেন মনে হয় ব্যাপারটা একটু মানে ইয়ে লাগে আরকি ভয় লাগে যে কি ধরনের গ্যাস দিয়ে সেটাই গ্যাস দিয়ে যে ভ্যাকুমটা করা হয় সেটাতে আমি একটু ভয় পাই, বলতে পারেন। কারণ কখন কোন ধরনের প্রতিক্রিয়া হয় এই ভ্যাকুম প্লাস কেমিক্যাল প্লাস সবজিতে। বিশেষ করে মাশরুমটা তো আমি একেবারেই ক্যান্ড কিনি না। আ কারণ মাশরুম জিনিসটা নিয়ে আমি একটু মানে বিভিন্ন জায়গায় পড়েছি হ্যাঁ, সেনসিটিভ একটা ইস্যু সেজন্যই।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হু, হু, হু। উহু, হু, হু, হু, হু। কড লিভার অয়েল হু, হু, হু, হু, হু। আচ্ছা। আচ্ছা। কি দরকার? হ্যাঁ, আচ্ছা। আ মানে কেমিক্যাল এর ব্যবহার বেশি আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। সেনসিটিভ। হু, হু। আ এছাড়া ওই যে বিভিন্ন রকমের শাকও তো পাওয়া যায়। আ অনেক ধরনের লাল শাক, পুই শাক। আমি জানি না আপনি দেশের বাইরে থাকেন সেখানে আসলে কতটুকুই এভেইলেবল। অ্যা কিন্তু শাকের ব্যাপারটাও কিরকম সবজির মতোই আ খেতে খুব বেশি পছন্দ করেন? বা বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করেন?
শাকটা আসলে এখানে আমরা তেমন একটা পাই না। সত্যি কথা। বাঙালি দোকান গুলাতে কিছুটা আসে। কিন্তু খুবই এক্সপেনসিভ, শাকটা খুব, খুবই কম খাওয়া হয়। হ্যাঁ, এখানে শুধুমাত্র স্পিনাচটা পাওয়া যায়। মানে আ পালং শাকটা খুব পাওয়া যায়। হ্যাঁ, পালং শাকটাকে নানারকম পনির দিয়ে রান্না করি, আ চিংড়ি দিয়ে রান্না করি আবার ডাল দিয়ে রান্না করি, নানান রকম মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি। নানা রকম ভাবে করি। তবে হ্যাঁ, যখন দেশে থাকতাম তখন শাকটা আমি খেতাম। বাচ্চারাও, বাচ্চাদেরকেও খাওয়ানোর চেষ্টা করতাম। বা আমার বাচ্চারা লাল শাকটা খুব পছন্দ করত। বলতো রেড, রেড, রেড
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। পালং শাক। হুম, হুম, হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হু, হু, হু। আচ্ছা, আচ্ছা। বাচ্চারা মনে হয় সবাই হচ্ছে লাল শাকের প্রতি একটা আগ্রহ থাকে। অন্য শাক না খেলেও লাল রংটার জন্যে মানে লাল শাকটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ। হ্যাঁ, রংটার জন্য ভাত গুলো লাল, লাল হয়ে যেত। আমাকে তখন বলত রেড রাইস খাচ্ছি। <chuckles> তো, ওটা খুব পছন্দ করত।
হুম, হুম, হুম আ আচ্ছা অনেক dietitian রা যেহেতু আপনি dietitian এর কথা বললেন, যে আপনি dietitian এর চার্ট আ টা চার্ট ফলো করছেন। তো সেক্ষেত্রে কি এরকম ওনারা বলে যে প্লেটের কতটুকু অংশ সবজি, কতটুকু অংশ ভাত, কতটুকু অংশ প্রোটিন, এইরকম কি কোনো ব্যাপার আছে? বা আপনি কি এরকম কিছু মেইনটেইন করেন?
উহুম।